হু, জি। আসলে ডিজিটাল মার্কেটিং করতে গেলে যেটা দরকার প্রথমে। স এগুলো তো বললামই, ইনিশিয়াল স্টেজগুলো বলে ফেলেছি। এবং সাথে, সাথে দরকার কী? যে, অনেকেইভাবে কোর্স করলেই বোধহয় সবকিছু হয়ে যায়। কিন্তু কোর্স যারা ক করায় থাকে, তারাও তো আসলে একটা ই ব্যবসা করছে, আমার কাছে মনে হয়। এবং কিছু জি কিছু জিনিস তারা আসলে শেখায় না। তা আমার মনে হয় প্রথমে হচ্ছে নিজের থেকে কিছু জি, জি এরকম হয়। এ তা তার মানে এ আম
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, আচ্ছা। জি, জি। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। এমনও আছে নাকি? আচ্ছা প্রথমে নিজের থেকে কী, কী শিখে আসা উচিত?
এখন ইউটিউবে কিন্তু আপনি যদি ঘাটাঘাটি করেন, সবকিছুই মোটামুটি পাবেন। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও অনেক ধাপ রয়েছে। যেমন অ্যা সোসা অ্যা এসি এ ACM ক করা যায়, SMM করা যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO করা যাচ্ছে। এর ভিতর থেকেও একটু ট টপিক চুস করে, সেটা নিয়ে একটু দেখতে থাকলেন। বিশেষ করে বিদেশী যারা আছেন, বাইরে ইউরোপের যারা আ ইউটিউবার আছেন, তাদের গুলো দেখতে থাকলেন। এবং ওইগুলো দেখে কিছুটা ধারণা হওয়ার পরে, যদি না হয়, তারপরে একটা কোর্স করলেন। কোর্স করার পরে তার সাথে সাথেও, অন্যান্য জিনিস শেখার আগ্রহ। তার মানে শেখার আগ্রহ থাকতেই হবে।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হুম, জি। আচ্ছা। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, যাক। বেশ দুর্দান্ত বলেছেন কিন্তু। আচ্ছা, যেহেতু আপনি এই ব্যাপারটাতে কাজ শিখছেন, একটা দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং আল্লাহর রহমতে এখনো আপনি এই রাস্তাতেই আছেন। তো আমি আপনার কাছে জানতে চাই, আপনার জার্নির শুরুটা বা আপনার একদম প্রথমে শুরুটা থেকে, আপনি যে পর্যায়ের স্বপ্ন দেখেছিলেন, আমি এটাকে এইভাবেই বলব। হয়তোবা আপনি ওই যে কল্পনা করছিলেন না? যে, "আমি একদিন এমনটা করব।" তাই না? তো এই, এই জায়গাটায় আসতে আপনার কতটা সময় লাগছে?
হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়। হা

আসলে SEO এর কাজটা একটু বেশি পাওয়া যায় এবং সাথে, সাথে যদি বলেন যে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ২ টা কাজটা বেশি পাওয়া যায়। আমি সে যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি এবং দেখা গিয়েছে যে আমি সবগুলোই শিখেছি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময়ে এসে দেখা যাচ্ছে যে, আমার এই এই, ক্লায়েন্ট গুলো ও হচ্ছিল এই SMM এর এবং দেখা যাচ্ছে যে এ SMMএ আমি কাজ করে যাচ্ছি। আর অন্যগুলোর প্র্যাকটিসটা আমার ঠিক মতো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি সে ওই SMM এর দিকে ঝুঁকে গিয়েছি। এবং ও ওই ক্লায়েন্ট আমাকে আরো ২ টা ক্লায়েন্ট দিয়েছিল Fiverrএ, আরো ২ টা ক্লায়েন্ট হচ্ছে এইভাবে আস্তে, আস্তে, বেড়েছে। কিন্তু অতটা বাড়েনি যতটা কিন্তু আশানুরূপ ছিল। কিন্তু নিজে হুম, জি, বলেন।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা। বুঝতে পারছি। বাহ! বাহ! তার মানে আপনি এইযে, এ এইটা এইখান থেকে একটা জিনিস এ্যা মনে এলো যে রেফারেন্স বা এইযে একজন আরেকজনকে পরিচয় করায় দেয়া, একজনের কাছ থেকে আরেকটা ক্লায়েন্ট পাওয়া এগুলা কি এই ফ্রিল্যান্সিং সেক্টর এ চলতেই থাকে? আপনি যদি ভালো কাজ করেন?
জ্বি, ভালো কাজ করলে এবং কাজের মান যদি ঠিক থাকে ভালো কাজ স শুধু জানলে হবে না। কাজের মান ঠিক থাকতে হবে এবং কথা এবং কাজ দুটাই একই হতে হবে। যদি আমার ক্ষেত্রে আমি যে, আমার যে, অভিজ্ঞতা সেটা থেকে বলি, যদি আমি দিতে পারি ২২ তারিখে ধরেন এ এক্সাম্পল হিসেবে বললাম যে আমি সেপ্টেম্বর মাসের ২২ তারিখে দিতে পারবো। কিন্তু উনি আমি ১৯ তারিখের মধ্যে কাজটা শেষ করার চেষ্টা করি। যাতে বা ২০ তারিখের মধ্যে ২ দিন আগে যাতে রিভিউ দিয়ে পরিপূর্ণভাবে ঠিকমত কাজটা দেওয়া যায় এই আরকি।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। বাহ! বাহ! বাহ! বাহ। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ।

আচ্ছা। আব অ প্রকৃতপক্ষে যেটা হচ্ছে হল কি ১ম এ যখন শুরু করেছিলাম একটা স্বপ্ন দেখেছিলাম যে, অনেকেই তো অনেক কিছু করছে। এ সেই দিক থেকে আমারও অনেক টাকা পয়সা হবে এবং টাকাপয়সা যেটা হবে সেটা সৎভাবে হবে। সেটার এ ই ইচ্ছা আমার ছিল। যদি বড়লোক হই তাইলে তো মানে যদি টাকা পয়সার মালিক হই তাইলে সৎভাবে হব। কোনো অসৎভাবে হব না। এটাই আমার প্রধান টার্গেট ছিল এবং ফ্রিল্যান্সিং করে যে টাকাটা ইনকাম করা হয় আমার মনে হয় এখান এখানে অসৎ হওয়ার কোনো ব্যা ব্যাপারই নাই <chuckles> পুরোপুরি পুরি প পরিশ্রম করেই করা হয়।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অবশ্যই, অবশ্যই। জি, জি, একদম। হ্যাঁ, হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। সঠিক। তো কতদিন পরে আপনি আপনার এই স্বপ্নের জায়গাটাতে বা আপনি যে জায়গাটাতে টার্গেট ফিক্স করেছিলেন সেই জায়গাতে পৌঁছাইতে আপনার কত সময় লাগছে?
আচ্ছা, ১ম এ তো বলেছিলাম আপনাকে ১ মাস ২৪ দিনের মাথায় আমি একটা কাজ পেয়েছিলাম। অ্যা তো তার মানে এ্যা Instagram প্রমোশন এর ওই একটা বায়ারের একটা বায়ারের Instagram প্রমোশন। তার মানে উনার একটা কোম্পানি আছে, উনার Instagram প্রমোশন করতে হবে আশেপাশে থেকে যাতে উনার বিজ্ঞাপনটা সবার কাছে যায় এবং হচ্ছে হলো রিচটা ভালো হয়। ফলোয়ার বাড়ে। তাই সেই কাজটা করলাম। ১ মাস করার পরে আমি খুব অল্প ডলারে করেছিলাম। তারপরে হ য তার মানে ১ম তো যাতে আমি কাজটা পাই। তারপরে উনি আমাকে আর ১ মাস রাখলেন, ২ মাস রাখলেন। এভাবে উনি ৬ মাস আমাকে দিয়ে হচ্ছে হল Instagram এ কাজ করালেন। তারপরে কি কি কি কি, তারপরে কি করলেন যে বললেন যে, "তুমি কি Discord এ কাজ পারো? Discord এর মার্কেটিং?" কি "জি স্যার আমি এটাও পারি।" তা তারপরে উনি Discord ও দিয়ে দিয়েছেন, Instagram ও দিয়ে দিয়েছেন। এখনো করে যাচ্ছি উনার এই কাজ।
আচ্ছা, আচ্ছা, এটা তো শুরু হল মাত্র। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা <chuckles> বুঝতে পারছি, বুঝতে পারছি। বাহ! বাহ! বাহ! এটা খুবই ভালো। আচ্ছা, আচ্ছা। ওকে। বাহ! বাহ! বাহ! বা তার মানে একটা কাজ আপনি ধরে রেখে এবং সততার সাথে করতে, করতে এরপরে আপনার পরিধিটা আরো বড় হইছে। আচ্ছা এ আপনি একটু আগে বলছিলেন যে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে অনেক ধাপ আছে। ফ্রিল্যান্সিং এর ভেতরে একটা ধাপ ডিজিটাল মার্কেটিং, তার ভেতরেও আরো অনেক ধাপ আছে। তো এই ধাপগুলোর ভেতরে ধরেন এসইএম, এসএসএ, এ্যা এসএমএম, তারপরে এসইও এই ধরনের জিনিসগুলার ভেতরে সবথেকে প্রচলিত বা সবথেকে জনপ্রিয় বা বেশি কাজ পাওয়া যায় কোন ধরনের কাজ?
৪ বছর হয়েছে। জি। উ, জি জি, জি, জি অবশ্যই আছে।